হ্যাঁ, এখনো কিন্তু সেই গানগুলো শোনা হয়। যেমন ধরুন, এই যে আপনাকে বললাম 'warfaze' এর গান। তো তখন কিন্তু আসলে আ 'Artcell' এর গান অনেক বেশি শোনাতো। স্পেশালি আমার চাচ্চু তিনি কিন্তু 'Artcell' কেও খুব বেশি পছন্দ করতেন। এবং আর গত আ গত ধরুন হচ্ছে ৪ ৫ বছর আগে যখন আমি 'Artcell' এর আর 'তোমাকে' গানটা শুনেছি, তখন কিন্তু আমার মনে পড়ছিল, আচ্ছা এই গানটা আমি কোথায় যেন শুনেছি, শুনেছি। পরে কিন্তু আবার সেই শৈশবে ফেরত চলে গিয়েছি যে ছোটবেলায় চাচ্চু এটা প্লে করত এবং তখন আমি এটা শুনেছিলাম। এবং আ এটার সাথে কিন্তু একটা স্মৃতি আছে নিশ্চিত। আর তার পাশাপাশি ধরুন আ আ ধরুন, হচ্ছে যখন আমরা ঘুরতে যেতাম কোথাও চাচ্চু কিন্তু সাথে সেই স্পিকারের বক্সটা নিয়ে যেত। তো নিয়ে গিয়ে কিন্তু সেখানে আ অনেক বেশি আসলে গান প্লে করতো। বিভিন্ন ধরনের গান আ বাজাতো আসলে। এবং সেটি গুলো কিন্তু সিডি বা ক্যাসেট থেকে প্লে করত। এবং এখনো যখন আসলে এইসব গান শুনি সেই ছোটবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে যেমন ধরুন, একটা একটা সময় ছিল যখন আমরা আমাদের পরিবার থেকে নৌকা দিয়ে অনেক বেশি ঘুরতে যাওয়া হতো। নৌকা ভ্রমণ যেটাকে বলে। সবাই অনেক বেশি অ্যা অনেক বেশি আনন্দ করতাম হ্যাঁ, তখন কিন্তু অনেক বেশি আনন্দ করতাম এবং বাসা থেকে রান্না করে বড় ডেকচি দিয়ে খাবারগুলো নিয়ে যেতাম সাথে করে এবং কোথাও যেয়ে বসে খাওয়া-দাওয়া করতাম। এই যে, এই স্মৃতিগুলো আছে আ সেই স্মৃতিগুলো কিন্তু আসলে মনে পড়ে যায় যখন এই গানগুলো শুনি।
হুম। আচ্ছা, আচ্ছা। ও। জী অবশ্যই। হু, হু। আচ্ছা। দাঁড়ান। <chuckles> আচ্ছা, আচ্ছা, নৌকা ভবন, হুম। বুঝতে পেরেছি বা শুনে কিন্তু বেশ ভালো লাগলো যে আ ছোটবেলার ঘটনা একটা সিডি বা একটা ক্যাসেট বা একটা গানের সাথে আসলে কতটা আসলে জুড়ে থাকে। তো আপনি আসলে কিছুক্ষণ আগে বলছিলেন যে, আপনার আসলে একটা ঘটনা আছে এই ইসের সঙ্গে তো সেই ঘটনাটা কি যদি একটু শেয়ার করেন?
নিশ্চয়ই। আ দেখুন আ ঘটনা তো নিশ্চিত ভাবে আছে। যেমন ধরুন, হচ্ছে আ ঘটনাটা আমার যখন ছোট বোন হয়েছিল তো আমার ছোট বোনের যখন জন্ম হয়েছিল, তখন আসলে সেদিন আ আ বৃষ্টি ছিল এবং বাবা-মারা হসপিটালে ছিল। আমি বাড়িতে ছিলাম আমার চাচ্চুর সাথে। তো সেই যে অ্যা একটা গান ছিল যে আমি যেটা কথা বলেছি আপনাকে 'Artcell' এর 'তোমাকে'। তো এই গানটা আসলে তখন আসলে আমরা শুনছিলাম এবং হঠাৎ করে চাচ্চুর ফোনে একটা আ ফোন আসলো য্‌ আমার বোন হয়েছে এবং তখন কিন্তু আমি অনেক প্রত্যাশা নিয়ে বসেছিলাম যে আমার বোন হবে বোন হবে। আমি মানে আমরা ২ ভাই তো সেই জায়গায় আসলে একটা বোনের অনেক প্রত্যাশা ছিলো এবং তখন কিন্তু আসলে আ খবরটা পেয়েছি যে বোন অ্যা বোন হয়েছে এবং তখন কিন্তু অনেক বেশি আসলে আ খুশি হয়েছিলাম এবং সেই জায়গায় কিন্তু সেই গানটা অনেক আ অনেক বেশি মু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনো আ এই গানটা শুনলে কিন্তু সেই ঘটনাটার কথা মনে পড়ে যায়। সেদিন যেই ঘটনাটা ঘটেছিলো। আমার জীবনে এত আনন্দদায়ক একটা ঘটনা হয়েছিল আসলে।
ও, ও। হুম, হুম। জি, জি। <chuckles> হ্যাঁ। বন হুম। খুশি বোন হওয়াতে। দারুণ! <chuckles>